হ্যাঁ, অবশ্যই আসলে পরিবার দেখা যায় আমাদেরকে অনেকটাই সহায়তা করে থাকে মানসিক দিক থেকে এটা তো আমি বরাবরই বলছি। কেননা দেখা যায় মানসিকভাবে যদি আসলে আমরা সুস্থ না থাকতে পারি আমরা কিন্তু অসুস্থ হয়ে যাবো। এবং আসলে দেখা যায় যে এইযে আপনি আপনার পরিবারের সাথে রয়েছেন আমি কিন্তু আমার পরিবারের সাথে নাই, তো সেক্ষেত্রে কি আমি একটা মানসিক বিষণ্ণতায় রয়েছি। দেখা যায় যে আমার ভি দেখা যায় যে আ আমার রান্না নিজেরই করতে হয়। দেখা যায় যে আমার কাপড়-চোপড় আমার ধুতে হয়। আসলে এই বিষয়গুলো আছে না, দেখা যায় যে একদমই নিজের মধ্যেই আসলে সব হচ্ছে। তো এই ধরনের আ কি বলে? এ ধরনের যে বিষয়গুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে হলো আমরা কিন্তু দেখা যায় আ কি বলে এটাকে? আমরা কিন্তু অনেকটাই আমাদের জীবনকে গুছিয়ে আনতে পারি এবং দেখা যায় যে মানসিক শান্তির যে বিষয়টা রয়েছে এই ক্ষেত্রে আ আমি চেষ্টা করব যে পরিবারকে আমি সময় দিতে পারি। কেননা তাদের সাথে যত বেশি আমি আসলে সময় দিবো আমি তত কাছে যেতে পারবো এবং আমি মনে করি যত কাছে আসলে আমি যেতে পারব আপনার জীবনে কিন্তু আ ঝামেলাগুলোও কিন্তু ঠিক ততটাই কম হবে। কি মনে করেন আপনি এই বিষয়টাতে?
জ্বি, জ্বি। জ্বি। জ্বী। জ্বী। জ্বি, জ্বি। জি, জি, জি। জি, জি। জ্বী। হ্যাঁ। জ্বি, জ্বি। জ্বী, জ্বী। হ্যাঁ, সেটাই এইযে আপনি বললেন আপনি তো অফিস করেন পরিশ্রম করেন স্বাভাবিক, আপনার কিন্তু ১টা সারাদিনে ভালোই পরিশ্রম যাচ্ছে, তো এইযে দিন শেষে যখন আপনি বাসায় এসে আপনার নিজের কাজ নিজেরই করে নিতে হয় তো নিজের কাজ বলতে মানে এই যে রান্না, খাওয়া-দাওয়া তারপরে হচ্ছে ঘর গোছানো বলেন তারপরে কাপড়-চোপড় তো এই জিনিসটা কি দেখেন যদি পরিবারের লোকজন যদি থাকত তাহলে অবশ্যই আপনার এই প্রেশারটা যেত না। আপনি আরও ভালোভাবে হাসি-ঠাট্টা, খুশি মনে আপনার মানে বাকি সময়টা পার করতে পারতেন। আপনি আপনি মানসিকভাবেও অনেক উৎফুল্ল থাকতে পারতেন, কিন্তু এই বিষয়টা কিন্তু হচ্ছে না। তো এজন্য আমি মনে করি যে হচ্ছে পরিবারের পাশে থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে পরিবার আসলে সব ক্ষেত্রে শুধু যে আপনি যুগ মানে কি বলে? চাকরি করেন এইজন্য সবার সাথে আসলে সবার সাথে সবার আসলে বন্ধুসুলভ থাকা উচিত সবার বিপদ-আপদ বা সবার ভালোমন্দটা আসলে সবার বোঝা উচিত পরিবারের মধ্যে, যেমন আপনের কি পছন্দ? সেইটা মানা, ঠিক আছে?
হ্যাঁ। অবশ্যই। হুম। হ্যাঁ, হ্যাঁ একদম। হুম। একদম, হ্যাঁ। জীবন, হ্যাঁ। হুম। হ্যাঁ। হ্যাঁ।

এই ধরনের জিনিসগুলো যদি সবাই বুঝে একে অপরের সাথে পরিবার মিলেমিশে থাকতে পারে তাহলে কিন্তু সেই পরিবার অনেক মানে শান্তিভাবে পূর্ণভাবে তারা কাটিয়ে দিতে পারে।
হুম। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ একদমই, একদমই। আমার মনে হয় যে আমাদের আসলে উচিত পরিবারকে বুঝ পরিবারকে সময় দেওয়া। কেননা আহ তারা যেহেতু আমাদের মানসিক শান্তি বুঝতে কিন্তু তাদের পরিবারের অংশ। সেক্ষেত্রে আমরাও কিন্তু পারি তাদের মানসিক শান্তিতে প্রভাব ফেলতে। তো সেক্ষেত্রে দেখা যায় বিভিন্নভাবে আলোচনা করার মাধ্যমে হোক দেখা যায় যে সময়টা মাধ্যমে হোক বা তাদেরকে নিয়ে ভ্রমন করার মাধ্যমে হোক আমরা কিন্তু দেখা যায় আমাদের এই যে মানসিক যে শান্তিটা রয়েছে এটাকে বজায় রাখতে পারছি। দেখা যায় যে এতে করে সম্পর্কটাও ভালো থাকছে পরিবারের সাথে। আমি যদি ব্যক্তিগত জীবনে বলি দেখা গিয়েছে যে আমি একবার অনেক বড় একটা সিচুয়েশনে পরে গেছিলাম। তো আসলে এই যে বড় ধরনের ঝামেলাগুলো রয়েছে পরবর্তীতে দেখা যায় আমার পরিবার আসলে আমাকেই সাহায্য করেছিলে এই ধরনের ঝামেলাগুলো থেকে বেরিয়ে আসতে। আহ এবং দেখা যায় এই যে এই ধরনের যে এহ হেল্পগুলো রয়েছে বা উপদেশগুলো রয়েছে পরিবার দেখা যায় যে এখানে সবথেকে ভালো আ একটা সাপোর্ট দিয়ে থাকে আমাদেরকে এবং আমাদের যে জীবনের মানসিক বিষয়গুলো রয়েছে সেগুলোকে অনেকাংশে আসলে কাটিয়ে দেয়। আর আপনি কি মনে করেন পরিবারের সাথে আসলে আমরা যতটা সময় দিব আমরা কি আ সম্পর্ককে দৃঢ় করতে পারব?
জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বী। জ্বি। জ্বি। জ্বি, জ্বি। জ্বী। হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। জ্বী, জ্বী। জ্বি অবশ্যই। দেখেন আমরা যেরকম বাহিরে কাজের কাজের মধ্যে থাকি আমাদের একটা প্রেশার থাকে আসলে আমাদের পরিবারে যারা ঘরে থাকে মা-বাবা ভাই-বোন বা যারাই থাকুক না কেন মানে আমাদের ছোটো বয়সি বা সবসময় বাসায় থাকে তারাও কিন্তু আসলে না বাসার কাজ বলেন বা তাদের কাজগুলো করতে, করতে আসলে তারাও কিন্তু মানে একটু কি বলে চাপ মানে বিরক্তিকর পরিবেশের সৃষ্টি হয়ে যায়। মানে নিজেদের মধ্যে একই কাজ বারবার করতে, করতে। তো সেক্ষেত্রে আপনি যদি পরিবারসহ কোথাও ঘুরতে যান ভ্রমণে যান সে কিন্তু, কিন্তু আপনার পাশাপাশি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষেরই কিন্তু মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। তাদের মানসিক ক্লান্তি তারপরে যা, যা আছে সবকিছু কিন্তু দূর হয়ে যাবে তারা ঘোরাফেরা করবে তাদের মন ভালো হয়ে যাবে, ঠিক না? তো এভাবে কিন্তু আপনি আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকেই আসলে নিজের পাশাপাশি তাদেরকেও ভালো রাখতে পারেন। তো এইজন্য আমি মনে করি প্র ঘোরা উচিত। তারপরে ধরেন মাঝেমধ্যে আপনি বাহির থেকে আসার সময় <smacks lips> সবার জন্য কিছু হালকা পাতলা খাবার নিয়ে আসলেন এটাও কিন্তু আসলে অনেক বড় খুশির কারণ হয়ে দাঁড়ায় তাদের কাছে। ঠিক আছে এভাবেই কিন্তু আসলে একে অপরের সাথে আসলে কথা বলে একে অপরের চাওয়া পাওয়া মিটিয়ে, যেভাবে বলেন না কেন তারা কিন্তু এভাবে আসলে পারিবারিকভাবে মানসিক শান্তি বজায় রাখা সম্ভব। আর এভাবেই কিন্তু আপনি সব ধরনের সবার কাজই করতে পারবেন।
হুম। হ্যাঁ। হু। এ হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর কথা বললেন। হুম একদম। হু। হ্যাঁ। আচ্ছা। একদম, একদম। হ্যাঁ। আসলে দেখা যায় পরিবার কিন্তু আমাদের মানসিক শান্তিতে খুব ভালো প্রভাব ফেলে। তো সেক্ষেত্রে আমরা এই কাজের চাপগুলোকে কি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি?